দেখুন, আমি এখানে ঐ যে সেদিন আমাদের একটা corporate একটা program এ আমাদেরকে একটা training হয়েছিল আরকি। তো সেখানে আমাদেরকে একটা জিনিস শেখানো হয়েছিল। তো সেই জিনিসটাই আমি আমার বাচ্চাটার সাথে এসে যখন share করলাম, আমি দেখলাম যে সে যথেষ্ট পছন্দ করেছে এবং সে তখন আমাকে বলছিল যে সে তার কাজগুলোকেও আসলে ওই জিনিসটার মধ্য দিয়ে follow করে সে হয়তোবা জিনিসটাকে তার কাজগুলোকে সে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। ব্যাপারটা ছিল যেটা smart, smart goal পদ্ধতি অনুসরণ। হ্যাঁ smart মানে হচ্ছে গিয়ে এস দিয়ে আপনি বলবেন যে specific তার মানে হচ্ছে গিয়ে আপনার নির্দিষ্ট আপনি কোথায় আসলে যেতে চাচ্ছেন তার একটা নির্দিষ্ট goal আপনাকে থে set করতে হবে। তারপরে হচ্ছে এম মানে measurable পরিমাপযোগ্য। তারপরে সেই জিনিসটাকে আপনি যদি কয়েকটা ছোট, ছোট ধাপে ভাগ করে নেন এখন এমন কি করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি ওই জিনিসটাকে measure করার একটা technique আসলে আপনার মধ্যে থাকতে হবে। তারপরেরটা হচ্ছে এ achievable মানে এমন কোন target আপনি উম বছরের শুরুতেই তো একদম বার্ষিক পরীক্ষার syllabus পুরোটা complete করে ফেলতে পারবেন না। তো আপনাকে ধাপে, ধাপে আক আ আগাতে হবে। তো সেইভাবে করে আপনাকে target set করতে হবে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যাতে পরবর্তীতে এটা achieve করা যায় হ্যাঁ, জি।
তারপরে হচ্ছে relevant এবং তারপরে ছিল time bound তো এবং অবশ্যই আপনাকে relevant আপনি নিশ্চয়ই আমার বাচ্চা নিশ্চয়ই এখন ক্লাস 9-10 এর বই সে পড়তে যাবে না। তাকে অবশ্যই তা সে ক্লাস 3 তে পড়ে সে আসলে ক্লাস 3 এর বইটাই পড়তে হবে। সো relevancy থাকতে হবে আপনি যে objective টা তৈরি করছেন। এবং সেটার একটা টাইম দেখতে হবে।
আচ্ছা, আচ্ছা। অবশ্যই। আচ্ছা। আপনার বাচ্চার ক্ষেত্রে বাচ্চাটা কি ব্যাই এই ব্যাপারটা কি আসলে বুঝতে পেরেছে ও যেহেতু অনেক ছোট ক্লাস 3 তে পড়ে। ও কি ব্যাপারটা বুঝতে পারল? যে আসলে এই জিনিসটা কিভাবে আছে?
অ অবশ্যই ওকে তাকে তার মতন করে বোঝাতে হয়েছে। তাকে অবশ্যই তাকে তো smart এর এই সংজ্ঞা দিয়ে তো আসলে বোঝাটা তার জন্য একটু আ difficult হয়ে যেতো। তাকে আমি যে জিনিসটা বলছিলাম, যে তুমি যখন game ও খেলো, তখনও তো তোমার একটা তুমি কি করতে চাও? তুমি একদম last stage করতে যা stage পর্যন্ত যেতে চাও। তখন তোমাকে ধীরে, ধীরে আগাতে হয়। তো এই বিষয়গুলো বোঝানোর পরেই সে ultimately বুঝতে পেরেছে। তো এগুলো যদি কেউ follow করে আমার যেটা ধারণা যে তার জন্য আসলে অ্যা এই মানে ঐইক সহজ হয়ে যাবে।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তা তো ঠিক অবশ্যই। একটা টার্গেট থাকে জিততে চাই, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। তো আমা আমার আসলে এই ব্যাপারটা শুনে খুবই ভালো লাগলো। আপনি যে আ নিজেও একটা খুব আ আ এমন একটা পরিবারের মধ্যে দিয়ে আপনার শৈশবটা কেটেছে যে কোন চাপ ছিল না, শো শিখ শিখাটার ক্ষেত্রে বেশি আ আপনাকে জোর দেওয়া হয়েছে আ বরঞ্চ বেশি একটা ভালো রিজাল্ট এর চাইতে বা ভালোভাবে একটা জিনিসকে শেখার জন্য বেশি আরকি আগ্রহী করা হয়েছে। এবং আপনিও আপনার আ পরবর্তী প্রজন্মের সাথে সেই জিনিসটাই আসলে কাজে লাগাচ্ছেন। আসলে এই, এই ব্যাপারটা সত্যিই প্রশংসনীয় তো এই ব্যাপারটা করলে মনে হয় যে সবারই যদি আমরা আ যে আমাদের আশেপাশে যে আ আছে পরিবারগুলো সবাই যদি শিশুদের সাথে এই ধরনের আ এ অনুপ্রেরণামূলক আচরণ করে তাহলে বোধহয় আসলে সবার জন্যই জিনিসটা সুন্দর হবে। পড়াশোনার প্রতি আরো আগ্রহী হয়ে উঠবে আপনার কি মনে হয়?
হু, হু। একদমই তাই।

আ দেখুন আমার কাছে যেটা মনে হয় যে পড়াশোনাটা তো তো আসলে ছোটবেলাতে এক ধরনের অবজেক্টিভ নিয়ে পড়াশোনা করতাম। এখন তো জব-টব করছি। তো এখনো আসলে বিভিন্ন ধরনের পড়াশোনায় নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করি। হ্যাঁ? তো পড়াশোনার অনুপ্রেরণাটা আসলে আমার কাছে যেটা মুলহ মনে হয় যে ভবিষ্যৎ লক্ষ্য এবং নিজের উন্নতির কথা চিন্তা <smacks lips> করেই আসে। নতুন কিছু শেখা কিন্তু সবসময় আসলে উৎসাহিত করে কারণ প্রতিটা জ্ঞান কিন্তু ধরেন যে আমাদেরকে নিজেরা মানুষ হিসেবে আজকে যে অবস্থাতে আছি সেটা কিন্তু আসলে আরো পরিপক্ক এবং আত্মবিশ্বাসী করে তোলে। তো সেই হিসেবে ধরুন যে ওই যে পাস
জি। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। জি। এইযে এইযে আপনি বললেন যে আ মা একটা মানে ছোটবেলায় এক ধরনের পড়াশোনার আমাদের লক্ষ্য ছিল। আর এখন চাকরির ক্ষেত্রে আরেক ধরনের পড়াশোনার লক্ষ্য। তো এই ২ টার মধ্যে কি মনে হয় পার্থক্য কতটুকু?
অ্যা পার্থক্য হচ্ছে গিয়ে যে পরা ছোটবেলার পড়াশোনাটা ছিল করতেই হবে কিছু না বুঝেই হয়তোবা আমরা পড়াশোনা করে গেছি। ছোটবেলায় ওইযে ওই ওই গানটার মতন আরকি যে পড়াশোনা করে গ যে গাড়িঘোড়া চড়ে সে। তো তো বিষয়টা মনে হয় ঐরকম করেই আরকি যে পড়াশোনা করতে হবে তাই করে গিয়েছি। হ্যাঁ?
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। গাড়ি ঘোড়া চড়ে সে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা।
তখন আসলে এত কিছু চিন্তা করে তো আর পড়াশোনা করা নেই। মা-বাবা বলেছে পড়াশোনা করার জন্য। তো পড়াশোনা করতে হবে। তাই পড়াশোনা করেছি। কিন্তু এখনকার যে পড়াশোনাগুলো এখনকার আসলে আমরা পড়াশোনা ধরুন আমি আমি আমার নিজের কথাই যদি বলি যে এখন আমি পড়াশোনাটা কেনো করি? আমি পড়াশোনাটা করি নতুন কিছু একটা শিখবার জন্য। হয়তোবা যেটা হয়তোবা আমার ভবিষ্যৎ অ্যা মানে আমার স্কিল ডেভেলপমেন্ট এ সাহায্য করবে। হ্যাঁ? বা নতুন একটা কিছু হয়তোবা আমরা জানতে পারবো।
হ্যাঁ। আ হ্যাঁ। এটা আপনার চাকরির ক্ষেত্রেও হয়তো কাজে লাগবে, হ্যাঁ।
একদমই তাই, একদমই তাই। মানে আমার হয়তোবা ভবিষ্যৎ কাজের জন্য হয়তোবা কোনো কিছুতে কাজ লাগবে। তো এখনকার পড়াশোনার স্টাইল টা আসলে একটু ডিফারেন্ট বা মানে শুধুই মাত্র জ্ঞান নেওয়ার জন্যই হয়তোবা এখনকার পড়াশোনাটা আমরা করে থাকি।
জি, জি। হুম। হুম। হ্যাঁ। তো এই যে আপনি যে বললেন আ এক মানে ছোটবেলার আর বড়বেলার পড়াশোনার মধ্যে যে পার্থক্যটা এখন একটু স্কিল যাতে বাড়ে আমাদের আ র নতুন, নতুন স্কিল আমরা রপ্ত করতে পারি সেজন্য পড়াশোনা করি। তো আ কি মনে হয় যে আগের পড়াশোনাটা বেশি আনন্দদায়ক ছিল নাকি একটু একঘেয়ে ছিল আর এখনকার পড়াশোনাটা একটু মজার একটু আ নিজে থেকে শেখার আগ্রহটা বেশি মানে পার্থক্যটা কোথায়? কি মনে হয়?
হু, হু।

না, না। দেখুন, অবশ্যই। মানে এই জিনিসগুলো করলে আসলে এত একটা উৎসাহমূলক পরিবেশ সবার মধ্যে যদি বিরাজ করে, তখন আপনি আসলে সেখান থেকে ভালো রেজাল্ট টা বা ভালো আউটপুট টাই আসলে পাবেন। তো এই ক্ষেত্রে আমার আরো ক ২ একটু কথা ছিল যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এখনকার যুগে এ সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে, আমরা আসলে নির্দিষ্ট সময় মত অনেক কিছু করতে পারি না। হ্যাঁ? তো সেক্ষেত্রে যেটা রাখতে হবে যে এই যে বিভ্রান্তি বা এভয়েড ডিস্ট্রাকশন নামে যে জিনিসটা আছে। তো এই জিনিসগুলোকে কিন্তু একটু খেয়াল ক খেয়ালে রাখতে হবে আমাদেরকে। ধরুন এই যে পড়ার সময় ফোনটাকে একটু দূরে রাখা। বা সাইলেন্ট মুড এ রাখা। হ্যাঁ? পড়া পড়ার জায়গাটা যেন একটু পরিষ্কার থাকে, আলো থাকে, নীরব থাকে। তো এই বিষয়গুলো যদি এনশিওর করা যায়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের জন্য অবশ্যই বিষয়টা সহজ হয়। তারপরে ধরুন ওই যে আপনি যেটা বলছিলেন যে, নিউ বেলেন্স লাইফ বা নিয়মানুবর্তিতা, হ্যাঁ? প্রতিদিন পর্যাপ্ত ঘুম, হ্যাঁ? ১-২ ঘন্টা পড়াশোনার পর, একটু বিরতি নেওয়া বা একটু হালকা শরীর চর্চা করা। এগুলো করলে কিন্তু যেকোনো শিক্ষার্থীর জন্যই আসলে জীবন ধারণ করাটা, খুব একটা সহজ অ্যা মানে কঠিন বলে হবে বলে, আমার কাছে মনে হয় না আরকি।
জি। জি, জি। হ্যাঁ। হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। দূরে রাখা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। ঠিক। কারণ একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে গেলে কিন্তু পড়াশোনাটায় তখন মনোযোগটাও ভালো হয়। কারণ খেলতে, খেলতেই যদি কেউ দেখা যায় যে, এখন তো বাচ্চারা আস আ ইয়েতেই মানে, আ স্মার্টফোন বা বিভিন্ন ডিভাইসেই গ্যাজেটস দিয়েই খেলা শু খেলাধুলাটা করে। তো এই খেলাধুলা করতে, করতে এই যে চোখের উপর একটা প্রেশার পড়ে, মা মানসিকভাবেও তো একটা প্রেশার পড়ে। ওই যে এত সময় গুলো ব্যয় করল। তারপরে আবার এসে পড়তে বসলো। ওই ওর কিন্তু অলরেডি ও কিন্তু ড্রেইন্ড। মানে ওর কিন্তু মাথা আর ওইভাবে কাজ করবে না। যে আ প মানে পড়াটা মাথায় ঢোকার জন্য মাথাটা যতটুকু শান্ত থাকা দরকার, অতটুকু আর শান্ত থাকল না। তাই না? অ্যা তো ব্যাপারটা এরকমই হয়ে গেল। উম তো সেক্ষেত্রে আসলে কি করা উচিত, কিভাবে এই জিনিসগুলা ত আ আসলে দূরে রাখা উচিত?
হুম, হুম। হুম, হুম। অবশ্যই। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, একদমই তাই। এটা ঠিকই বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেটা করা যেতে পারে হয়তোবা, পড়া শুরু করার সময় নির্দিষ্ট সময় এবং অধ্যায় মানে আসলে প্ল্যানিং টা ঠিকঠাক মতন করা, হ্যাঁ? সো তারপরে ওই যে যেটা বলছিলাম যে, বাচ্চাদেরকে যদি অ্যা এখানে ফ্যামিলি সাপোর্ট টা অনেক বেশি ইম্পোর্টেন্ট। যে পড়ার সময় ফোনগুলোকে বা একটু দূরে রাখা বা সাইলেন্ট মোড এ রাখার, ওই জিনিসটা যেন এনশিওর করা, হ্যাঁ? তারপরে ধরুন যে তাদের আসলে যে অগ্রগতিটা আসলে পর্যালোচনা করা। কোথায় তাদের আসলে সমস্যা হচ্ছে? নতুন কোন কৌশল নেওয়া যায় কিনা? হ্যাঁ? সময় ব্যবস্থাপনাটা তো ধরুন একদিনে হয় না, এটা নিয়মিত পর্যক্ষণে
জি। জি, জি। হ্যাঁ। হ্যাঁ। আসলে বাবা-মা বা পরিবারের বাকি সদস্যদেরও এখানে বিশেষ একটা ভূমিকা থাকে।
অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, মানে সপ্তাহে অন্তত তাদেরকে মানে ১ দিন মানে, মানে যে অসমাপ্ত কাজগুলো আছে, সেগুলো নিয়ে একটু ফলো আপ করা বা তাদেরকে একটু মোটিভেটেড রাখা। হ্যাঁ? শুধুমাত্র তো পড়াশোনা না, জীবনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করলেও হয়তোবা তারা অনেক কিছু শিখতে পারে। তো আপনি যখন ওই ফ্যামিলি সাপোর্ট টা আসলে প্রপারলি তাদেরকে প্রোভাইড করতে পারবেন এবং একটা আবহ তৈরি করতে পারবেন স্টুডেন্ট দের জন্য বা শিক্ষার্থীদের জন্য, যে হ্যাঁ, আসলে এখানে একটা শেখার পরিবেশ রয়েছে মোটিভেশন পাচ্ছে হ্যাঁ, অনুপ্রেরণা তারা আসলে অটোমেটিক্যালি একটা পেয়েই যায়। এবং তখন তারা তাদের মত করেই কাজ করতে শেখে আসলে।
জি। হুম। তখন ছাত্রছাত্রী এমনি একটা অনুপ্রেরণা পাবে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। এইযে

অবশ্যই আমি যেটা মনে করি যে যেকোনো পড়াশোনার ক্ষেত্রে আপনার যদি আগ্রহটা থাকে। হ্যাঁ? মি আপনি যদি এনজয় করে পড়তে পারেন তাহলে কিন্তু দেখবেন যে যেকোনো পড়াশোনাই আপনার জন্য বেশ অ্যা মানে কি বলব যে মোটিভেশন দিচ্ছে, বা আপনার পড়তে তখন পড়াশোনা করতেও আপনি বেশ একটা আনন্দ পাচ্ছেন। তো বিষয়টা কি আসলে যে আপনার হচ্ছে গিয়ে যে, আপনি আসলে আ আমার কাছে যেটা মনে পড়ে যে একবার ক্লাস 9-10 এ আমার রেজাল্ট একটু খারাপ হয়। তো তখন আমাকে বাসা থেকে কখনো গালিগালাজ করা হয়নি। বা আমার টিচার যিনি ছিলেন house tutor যিনি ছি
জি। হ্যাঁ। জি। ওহো। আচ্ছা। এটা তো এটা তো খুবই ভালো একটা বিষয় না। বাহ সবাই কিন্তু মানে রেজাল্ট খারাপ করলে খুব মানে বাসায় তো একটা আচ্ছা মত হয়ে যায় একেবারে এক হাত। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
হ্যাঁ মানে হাউস টি <laughs> ওটা প্রেসা হ্যাঁ প্রেশার এর মধ্যে পড়ে যায়। কিন্তু আমার বাসা থেকে যেটা হয়েছিল যে আমাকে খুব একটা প্রেশার দেয়া হয়নি। আমাকে যেটা বলা হয়েছিল যে তুমি একটু এনজয় করো। তুমি পড়াটাকে পড়ার মতন করে একদম নিয়ম করে পড়তেই হবে। নিয়ম করে পড়ো, কিন্তু ইয়ে করো না পড়াটাকে চাপ হিসেবে নিও না। তো এই যে মোটিভেশনাল একটা কথাবার্তা ছিল আমার পরিবার থেকে। তো এই কথাটার জন্য আমি যেটা দেখলাম যে আমি তখন থেকে পড়াশোনাটা আসলে শুরু করেছিলাম আনন্দ পাওয়ার জন্য। মানে আমি যখন ক্রিকেট খেলতে আনন্দ পাই
আচ্ছা। বাহ! হ্যাঁ। তো এক্ষেত্রে তো বোঝা যাচ্ছে তাহলে আ আপনার পরিবার বেশ আ বেশ অনেকটাই আপনাকে সাপোর্ট দিয়েছে। কারণ এরকম কিন্তু দেখা যায় না। সচরাচর আমাদের যে পারিবারিক আবহ, এখানে কিন্তু রেজাল্ট খারাপ করলে মানে তুই এখন আগে ৮ ঘন্টা পড়তি এখন ১০ ঘণ্টা পড়বি। <chuckles> এরকমই একটা ব্যাপার চলে আসে। আপনার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন ছিল। এটা আসলে আ অনুপ্রেরণা দেয় আসলে মানুষকে ভালো করতে।
<chuckles> <chuckles> না এরকম কিছু ব্যাপার